জ্বি সুন্দর কথা বলেছেন।
কিন্তু আমার অডিও বুকের চেয়ে আমার নিজে বই পড়াটা বেশি পছন্দ। আমার মনে হয় তখন আমি নিজে ইমোশন গুলা ভালো আরো বেশি ভাবে ফিল করতে পারছি। আরো বেশি করে পোর্ট্রে করতে পারছি।
সুন্দর কথা বলেছেন। উম জ্বি। বেশি, বেশি করে বই পড়তে হবে। বইয়ের চরিত্রগুলো তো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, তাই না?
অনেক, অনেক!
আর কোন বইয়ে কোন চরিত্র আপনার জীবনে প্রভাব বিস্তার
একটা বই পড়ার সময় মনে হয় যে আমি ওই বইয়ের ভিতর ঢুকে গেছি।
ধরেন
উ জ্বি।
বইয়ের চরিত্রগুলো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে।
উ জ্বি।
তো কোন চরিত্রটি আপনার জীবনে প্রভাব বিস্তার করেছে?

আমার মিথোলজিক্যাল বইও পড়া হয়েছে। তবে মিথোলজিক্যাল বইগুলো আমার একটু কম ভালো লাগে। কারণ অলৌকিক জিনিসপত্র আমার একটু খুব অকল্পনীয় জিনিস একটু কম পছন্দ। আমি একটু
আপনি সুন্দর আ পছন্দ করেছেন। আপনি কোন, কোন সাইন্স ফিকশন, কোন, কোন লেখকের সাইন্স ফিকশন বেশি পছন্দ করেন?
আ সাইন্স ফিকশনাল হ্যাঁ, বাংলাদেশি টিপিক্যাল রাইটারদের পড়া হয়েছে। দেশের বাইরেরও কিছু পড়া হয়েছে।
আচ্ছা আমাদের সব ধরনের বই পড়া উচিত তাই না? আমাদের উপন্যাস, ছোট গল্প, আ সাইন্স ফিকশন ট্রাভেল আ অ্যাডভেঞ্চার, হিস্ট্রি, ইতিহাস সব ধরনের বই পড়া দরকার। তাই না?
জ্বী। উ জ্বী। হুম, হম। উ জ্বী, জ্বী। সব ধরনের বই পড়লে মানুষের নলেজটা অনেক বাড়ে। ওদের সব সেক্টর-এ দেখা যায় জ্ঞান থাকে।
জ্বী। বই আমাদের বলেছেন।

জ্বী।
বই তো একটি আ পরম আ কাছের বন্ধু যে কখনো পর করে দেয় না।
জ্বী, জ্বী।
আপনি যেই বইগুলো পড়েন এগুলো অ্যা নিজে অ্যা কিনে পড়েন নাকি কারোর কাছ থেকে বই ধার করে পড়েন?
আমি সবসময় চেষ্টা করি নিজে কিনে বই পড়ার। কারণ আমার কাছে মনে হয় যে, আমি একটা বই যখন শেষ করছি এটা আমার খুব আপন একটা জিনিস।
ভালো অভ্যাস।
কারণ আমি একটা বই শেষ করার পর মনে হয় যে এটা খুব আমার আপ আপন একটা জিনিস। তখন এটা আমার কাউকে ধার দেওয়া বা ফেরত দেওয়াটা খুব কষ্ট লাগে।
বই আপন একটি জিনিস। আমরা বই পড়লে অ্যা বইয়ের চরিত্রগুলো আমাদের উপরে প্রভাব বিস্তার করে। তাই না?
জ্বী, জ্বী।
বই আমার মনকে আমাদের মনকে বড়ো করে দেয়।
পড়বে। আবার বই পড়ে হচ্ছে সবচেয়ে ভালো লাগে যে আপনি যেখানে একটা বই পড়ছেন। বইয়ের যত ইমোশন গুলা আছে, যত কাহিনীগুলা আছে, আপনি নিজের মনের মত করে ওগুলাকে ইয়া করতে পারছেন।
খুব সুন্দর কথা বলেছেন। বই এর ইমোশনগুলো স্পষ্ট করে। বই আমাদের মনের মনুষ্যত্বকে জাগিয়ে তোলে, আমাদের হৃদয়টাকে বড়ো করে দেয়।
জ্বী। জ্বী, জ্বী।
আপনি তো অনেক ট্রাভেলিং অ্যা এবং অ্যা অ্যাডভেঞ্চার এর বই পড়েছেন? অ্যাম অ্যা আপনি কোন, কোন জায়গায় ভ্রমণ করেছেন?
আমার দেশের ভিতরে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে।

নৌকাডুবি টা আমার অ্যা মোটামুটি ১০-১২ বছর আগে পড়া হয়েছে।
অনেক আগে পড়েছেন। আপনি অ্যা ট্রাভেল এবং এডভেঞ্চার বেশি পছন্দ করেন। আপনি নিজেও কি অ্যা ট্রাভেলিং করতে পছন্দ করেন মনে হচ্ছে, তাই না? আপনার কথা শুনে।
জি। জি। জি, জি। আমি অনেক ঘুরতে পছন্দ করি।
ই ভালো। ঘুরতে অনেকেরই ভালো লাগে। আমারও ভালো লাগে। অ্যা ঘুরতে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই না?
জি, জি। জি, জি। আমার বেশি ভালো লাগে যে নতুন, নতুন জায়গা ঘুরে দেখা, নতুন, নতুন কালচার জানা, ঐ নতুন জায়গায় জি।
জি, সুন্দর বলেছেন গেলে আমরা বেড়ে যায়।
জি, জি।
আমি রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যা কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন অ্যা এদের গল্প কবিতা গুলো আমার খুব পছন্দ।
জি। হ্যাঁ, জসিম উদ্দিনের ছড়া গুলা খুব ভাল লাগে। ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্প অ্যা কিছু কবিতা আমার পড়া হয়েছে। খুবই ভাল লাগে। আর আমার আব্বু আবার খুব আবৃতি পছন্দ করে তো। তো আব্বু
পছন্দ করেন জি, জি। আপনি বলেছেন আপনি কবিতা পছন্দ করেন এটা শুনে খুব ভালো লাগলো।
হ্যাঁ, আব্বু ছোটবেলা থেকে খুব আবৃত্তি করত। নজরুলের কবিতা গুলো খুব ভালো লাগতো।
আবৃত্তি অনেক অ্যা মজাদার একটি বিষয়। আপনি নিজেও কি আবৃত্তি করতে পারেন?
আমি ছোটবেলায় পারতাম। অনেক কম্পিটিশন এ জয়েন করেছিলাম। কিন্তু বড় হওয়ার পর আর প্র্যাকটিস করা হয়নি।
জি, সুন্দর। আপনার ছোটবেলা আপনার আব্বু আপনাকে কবিতা শুনিয়েছে। আপনি কি ধর্মীয় বই পড়তে পছন্দ করেন? আপনি কি ধর্মীয় বই পড়েন?
আমি সাধারণত সব ধরনের বই পড়ি যদি ভালো লেখকের বই হয় তাদের লেখার
আমিও অ্যা সব ধররনের বই পড়তে পছন্দ করি।
অ্যা উপস্থাপনা যদি ভালো হয় আমি সব ধরনের বই পড়ি।

সুন্দর আপনি অল্প কিছু পড়েছেন। অ্যা বই তো আমাদের মনে, প্রেম, ভালোবাসা, আবেগ জাগ্রত করে।
আমার মনে হয় একটা বই পড়ে মানুষের সব ধরনের ইমোশন আরো ভালো মতো অনুভব করতে শিখে।
সুন্দর কথা বলেছেন মানুষের ইমোশন জাগ্র
সেটা সুখ হোক, দুঃখ হোক, আনন্দ হোক, রাগ হোক, অভিমান হোক। সবকয়টা ইমোশনে মানুষ খুব গাঢ় করে অভিমান
জি, সুন্দর কথা বলেছেন বইয়ের মধ্যে সব ধরনের ইমোশন থাকে।
জি, জি।
আপনি কি ইতিহাসের বইও পড়তে পছন্দ করেন?
জি, আমার অনেক ইতিহাস পড়া হয়েছে।
জি, আমাদের ইতিহাস জানা দরকার। কারণ ইতিহাস গুলো তো বইয়ের মধ্যে বর্তমান হয়ে অ্যা ধরা দিয়েছে, তাই না?
জি, জি।
আমরা যখন ইতিহাসের বই পড়ি, আমরা মনে হয় যে আ তখন নিজেদের আবিষ্কার করতে পারি।
জি, জি, জি। আমার ইতিহাসের মাঝে ভালো লেগেছিল স্পেনের ইতিহাসটা। যে ওদের এ ছোটবেলায় আমার খুব ভালো লাগতো যে ওদের নাকি বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি ছিল।
সুন্দর। এ সুন্দর।
আবার এটা কষ্ট লেগেছিল যে <scoffs> ওদের লাইব্রেরিটাতে নাকি আগুন জ্বালায় পুড়ায় ফেলা হয়েছিল কোন একটা যুদ্ধের সময়।
হ্যাঁ, বই আমরা এটা পড়ে আমরা কষ্ট অনুভব করি। এই যে কষ্ট আমাদের মনে জাগ্রত করলো এটা আমাদের মনটাকে নরম করে দেয়।

আ এখন আমার কাছে যদি একটু খুব বাস্তবসম্মত ভৌতিক কাহিনী হয় তাহলে খুব ভাল লাগে। কিন্তু এখন বেশিরভাগ সময় সবকিছু খুব আনরিয়ালিস্টিক মনে হয়। আর এখন বড় হওয়ার পর না, আনরিয়ালিস্টিক জিনিসগুলা ভালো লাগে না।
সুন্দর কথা বলতে পছন্দ। সুন্দর কথা বলছেন বড় হয়ে গেলে আমাদের মানসিকতার পরিবর্তন হয়ে যায়।
উ জ্বী, জ্বী।
ভূতের গল্প পড়ে আর ভূতের ভয় আ পেতাম ছোটবেলায়।
ভূতের ভয় না পেলেও কি মানে একটা খুব ভালো লাগতো। যে সুপার ন্যাচারাল জিনিস হোক বা অবাস্তব হোক, জিনিসটা ভাল লাগতেছে। বাট বড় হওয়ার পর দেখা গেছে, যে অনেক নলেজ আমি অনেক কিছু নলেজ আছে আমার।
সুন্দর কথা বলেছেন কিন্তু অল্প মজা পাইতাম। জ্বী, আমাদের উম আমাদের উপন্যাস পড়ব, গল্প পড়ব, আমরা কবিতা পড়ব, ইতিহাস পড়ব। সব ধরনের বই আমাদের পড়তে হবে। বই আমাদের জ্ঞান বৃদ্ধি করবে।

আসসালামু আলাইকুম।
জ্বি, ভালো আছেন?
এ জ্বী, ভালো আছি। আপনি ভালো আছেন?
জ্বি আলহামদুলিল্লাহ। তো কোন ধরনের বই পড়তে আপনি বেশি পছন্দ করেন?
আমার ব্যক্তিগতভাবে ফিলোসফিক্যাল নভেল গুলো ভালো লাগে বা ট্রাভেল স্টোরিগুলা।
জ্বি, সুন্দর সুন
বা থ্রিলার অ্যাডভেঞ্চারও ভালো লাগে।
জ্বী, আপনার পছন্দ অত্যন্ত সুন্দর। আপনি অ্যাঁ কোন লেখকের বই বেশি পছন্দ করেন?
আপনার কোন ধরণের জনরা ভালো লাগে? জি?
জ্বি, আপনি কোন লেখকের বই বেশি পছন্দ করেন?
হুম। ট্রাভেল অ্যাডভেঞ্চারের দিকে আমার জিম করবেটের বইগুলা ভালো লাগে।
এ বাহ! সুন্দর আপনার অ্যাঁ অনেক সুন্দর পছন্দ। আপনি আপনার সবচেয়ে পছন্দের একটি অ্যাঁ ভ্রমণ কাহিনী এ্যা যদি বলতেন।
আ জিম করবেটের অনেক আগে একটা বই পড়েছিলাম যে ওর ইন্ডিয়া ভ্রমণের কাহিনীটা।
সুন্দর বই, সুন্দর।
ওর ইন্ডিয়ায় এসে থাকা, তারপর ইন্ডিয়ান মানুষদের সাথে বসবাস, জঙ্গলে ঘোরাফেরা। ওটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা বই ছিল।
সুন্দর। আপনি কি অ্যাঁ নোবেল উপন্যাস অ্যা বা কবিতা, ছোটগল্প এগুলো পড়তে পছন্দ করেননা?
জি, পড়া হয়। আপনার কোন জনরা পছন্দ?
এ আমি উপন্যাস পছন্দ করি। আমাদের আমার পছন্দের ঔপন্যাসিক অ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তার উপন্যাসগুলো বেশি পড়ি।
আচ্ছা। আ রবীন্দ্রনাথ ঠাকুরের আমার খুব কম গল্প পড়া হয়েছে।